এটা, এটা একদমই ঠিক বলেছেন। আর আ দেখা যায় যে হয়তো, ১, ২ বার স্টেজে উঠার উঠে পারফর্ম করলে, অনেক সময় দেখা যায় যে, একটা মঞ্চের যে একটা জড়তা থাকে। বা রেথের যে একটা জড়তা থাকে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কেটে যায়। আপনি বলছিলেন আসলে যে, অ্যা ছড়া দিয়ে হচ্ছে আপনার আ শুরু, বা সেই ছড়াটা আপনার বিশেষভাবে মনে আছে। তো এরপরেও কি নিয়মিত এই ধরনের বিভিন্ন ছড়া প্রতিযোগিতা, বা কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় কি আপনার অংশগ্রহণ করা হইতো? অডিয়েন্স এর সামনে যেগুলা, এগুলো?
একদম, একদমই। হ্যাঁ। আসলেও আ অনেকবার আসলে হয়েছে। যেমন, একবার কিন্তু আসলে আমরা মা মুক্তিযুদ্ধ এটাকে কেন্দ্র করে কিন্তু আসলে, ঐ যে যেমন খুশি তেমন সাজা হয়। তো ঐরকমটা আসলে করা হয়েছে। তো আমরা ৩ বন্ধু মিলে কিন্তু আসলে আ মুক্তিযুদ্ধ কিন্তু আসলে আ মুক্তিযোদ্ধা কিন্তু আসলে সেজেছিলাম। তো আ যখন আসলে আমরা ব্য একজন আ বৃদ্ধ চশমা পরে মুক্তিযোদ্ধা সেজেছে, একজন আহত মুক্তিযোদ্ধা সেজেছে। তো এভাবে কিন্তু আসলে হয়েছে আরকি আমাদের সে সময় আরকি যেমন খুশি তেমন সাজাতে। তো এই যে আমাদের যে ব্যাপারটি, যে আমরা আ হঠাৎ করে সবাই কিন্তু কেউ হচ্ছে বা ছাগল বিক্রেতা সাজছে, কেউ হচ্ছে আপনার মুড়ি বিক্রেতা, কেউ ভিক্ষুক। এইরকম করে ম্যা নানান মানুষ কিন্তু নানান কিছু সাজছিল, বা যেমন খুশি তেমন সাজাতে। তো আমরা কিন্তু যখন এইরকম স মানে আ সেজেছি, তখন কিন্তু আসলে আমাদের শিক্ষকগণরা কিন্তু আসলে প্রচন্ড আসলে মানে অবাক হয়েছে। যে আসলে এদের আসলে বা সৃজনশীল দিক দিয়ে, আসলে এরা আসলে কিভাবে আসলে চিন্তা করলো। বা এই যে আসলে এই বিশেষ দিনে আসলে এটাই যে সাজতে হবে। এটা অরা এস এটা আসলে কিভাবে এরা বুঝতে পারলো। তো এভাবে করেও কিন্তু আসলে হয়েছে, এবং যখন আসলে আমরা সামনে গিয়েছি, তখন কিন্তু কিছুটা আসলে আ ভয় লাগে না যে, আসলে এই যে এরকমটা আছি, এখন যদি আসলে আ কিছু বলে, বা, কেন তোরা এ কাদামাটি আ মেখে আসলে তোরা এটা সেজেছিস? তো একদম আসলে তো বকাঝকার যে ব্যাপারটা, সেটা নিয়েও কিন্তু আসলে কিছুটা আসলে ভয় করছিল। তারপরও আ মনে আ চেয়েছে যে না এটা আসলে ভেবেছি। এটা আসলে আমরা করব। এবং সেটা যেইটাই হোক না কেন। আ পিটুনি খেতে হলে সেটাও খাবো। এরকম একটা <scoffs> ব্যাপার বা বকাঝকা যে ব্যাপারটি
হু। হ্যাঁ। আচ্ছা। হু। হু। হু। হু। আচ্ছা। হু। বাহ! হু। হ্যাঁ, একটু তো আনকমন হ্যাঁ। বেচত একটু আনকমন থাকে, হ্যাঁ। হু। বাহ! চমৎকার একটা মানসিকতা নিয়ে হচ্ছে আ আপনারা এটা শুরু করেছিলেন এবং
অ্যা তো এভাবে কিন্তু ভয়কে কাবু করে আসলে করা হয়েছে।